হুম, দেখুন রিস্ক যদি থেকেও থাকে বাট সেটার জন্য কখনো বন্ধুদেরকে বা যার কাছ যার দ্বারা আমি ইনফ্লুয়েন্সড হয়েছি তার প্রতি কখনো রিঅ্যাকশন দেখায়নি। কারণ আল্টিমেটলি দিন শেষে সিদ্ধান্তটা আমার। আমার জি, জি আমার গানের ক্ষেত্রে আমার কখনো রিগ্রেশন আ সরি রিগ্রেশ রিগ্রেট কখনো আমার হয়নি। আমার যদি অন্য ক্ষেত্রে বলি যে ওই যে এনিম দেখার ক্ষেত্রে সেখানে কোনো রিগ্রেট হয়নি। গেম খেলার ক্ষেত্রে ডেফিনিটলি হয়েছে এবং সেটা অনেক ক্ষেত্রে বন্ধুদের সাথে খেলার মাধ্যমেই হয়েছে। কিন্তু সেটার জন্য আমি কখনো তাদেরকে দোষ দিইনি। কারণ সে দিন শেষে তো আমারই আসে।
হু, হু। আপনার ছিল, হুম। আচ্ছা। আচ্ছা। হু, হু। মানে সেটা কিভাবে হয়েছে রিগ্রেট আসলে কেনো? মানে আপনার অনুভূত হলো যে আপনি আসলে রিগ্রেট ফিল করছেন।
<chuckles> জি, যেটা হচ্ছ হচ্ছিল যে আমি গেম এ অনেক বেশি টাইম দিয়ে ফেলছিলাম। ধরুন আমার হচ্ছে অফিসে কাজ আছে, সেটা আমি কালকে করে বলে ফেলিয়ে রাখছি বা আমার একটু একটা বিষয়ের জায়গায় সময় দেওয়ার কথা সেটা না দিয়ে আমি গেম স্টিল খেলে যাচ্ছি। রাতে ঘুমানোর কথা সকালে উঠতে হবে। স্টিল গেম খেলে যাচ্ছি মজা পাচ্ছি তাই। এবং ফ্রেন্ড এর সাথে আড্ডা দিচ্ছি। আমি হয়তো খেলার সময় ওরা বলছে, "দোস্ত আরেকটা গেম খেলি।" ওই আরেকটা গেম খেলতে, খেলতে কয়েকটা গেম খেলে ফেলছি তার কোনো ইয়ত্তা নাই। এই যে বিষয়গুলা এইটার জন্য আমি নিজে মানে অনেক পর্বতে রেডিয়েট করেছি যে ওই টাইমটা আমি ইউটিলাইজ করতে পারতাম। ওই টাইমটা আমি নিজের শরীরের যত্ন নিতে পারতাম।
আচ্ছা। হু, হু। হু, হু। হু, হু। এ এই সময়টা আসলে কত কত কতদিন দীর্ঘ ছিল?
আম মেবি বছরখানেক ছিল। আমি বলব যে বিয়ের হ্যাঁ, বিয়ের পরের ১ টা বছর আমার মূলত এভাবে কাটছে। মূলত বিয়ের পরেই একটু আমি চিল মুড এ চলে যাই একটু গেম বা রিল্যাক্স মুড এ থাকার চেষ্টা করতাম আরকি। তো সেই সময় গেমটা বেশি খেলা হয়েছে।
মানে হিউজ একটা টাইম। হু, হু। সেক্ষেত্রে পরিবারকে সময় দেওয়ার বিষয় বা বন্ধু-বান্ধবদের মানে যেহেতু বন্ধুদের সাথে খেলেছেন তো দেখা যায় যে পরিবারকে সময় দেওয়ার বিষয়ে কিছুটা মানে পরিবর্তন বা হচ্ছে হল গিয়ে সমস্যার সম্মুখীন কি হয়েছেন?
হুম। না পরিবারের ক্ষেত্রে হয়নি। আমার 1st টার্গেট অবভিয়াসলি কেবল বিয়ে করেছি অবভিয়াসলি আমার ওয়াইফ আমার ১ম হচ্ছে প্রায়োরিটি ছিল। তো সেখানে কোনো পরিবর্তন হয়নি। বরঞ্চ যেটা ছিল আমি যখন বিয়ে করি আমি অনেক ইয়ং বয়সে করেছিলাম। তো সেক্ষেত্রে ওই টাইমটা আমি ইউটিলাইজ করতে পারতাম যে কোনো আরো বেটার কোনো জব এর জন্যে অথবা কোনো স্কিল সেট তৈরি করার পেছনে অথবা কোনো নলেজ গেদারিং এর জন্য। বাট আমি টোটাল টাইম টা ওয়েস্ট করেছি। এখন যেমন আমি ডেইলি ঘড়ি ধরে ১ ঘণ্টা গেম খেলি তখন ওরকম গেম খেলা এখনো ইয়ত্তা ছিল না।
আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা। এখনো মানে আপনার এই অভ্যাসে আছে বিষয়টা। মানে এমনভাবে আসলে আপনাকে প্রভাবিত করেছে বিষয়টা মানে আপনার বন্ধুরা। বেশ দারুণ কিন্তু। মানে এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি আছে। তো এই যে ধরেন যে এই যে আপনি যে বললেন যে আপনি সারাদিন আসলে গেমের মধ্যে বসে থাকতেন। হ্যাঁ? তো এই যে এই পরিস্থিতিটাকে আসলে কিভাবে বদলেছেন বা নিজের মধ্যে বদলগুলো আসলে কিভাবে এনেছেন ধীরে, ধীরে?
হ্যাঁ ডেফিনিটলি এটা একটা ভালো জিনিস আমার কাছে। জি, জি, জি, জি। ডেফিনিটলি এটা আমার <chuckles> জি।